জি, আসলে আমার ডক্টর যেটি বলেছে যে, এটি আসলে পুরোটাই lifestyle এর উপরে আ নির্ভর করে। যদি আমি আমার আ খাবারের habit টা আপনার আগে একটু বলি, সেক্ষেত্রে ছিল কি দেখা যেত যে, প্রচুর করে ভাজা পোড়া খাচ্ছি আমি। আ আর আমাদের বাসায় একটু অ oily খাবার বেশি খাওয়া হয়। তেল মসলা কিংবা আসলে rich food যেগুলো বিরিয়ানি, তেহারি কিংবা এই জাতীয় খাবারগুলো একটু বেশিই খাওয়া হয়। আ তো এই ক্ষেত্রে যেটি হতো আমার আসলে আ বা balanced diet যেটি সেটি হত না। আর আরেকটা সবথেকে বড় সমস্যা আমি করেছি। আমি আসলে ব্রেকফাস্ট কখনোই করতাম না। আ দেখা যেত আমি সকালে খালি পেটেই আছি কিংবা আ না খেয়ে কিংবা হাবি-জাবি খাচ্ছি। যেগুলো আসলে আমার খাওয়ার কথা না। সেই কারণে যে, গ্যাস থেকে acid reflux যেগুলো আছে সেগুলো থেকে সমস্যাটা হয়েছে। এখন ডক্টর যেটি বলেছে যে, আ আসলে সম্পূর্ণ lifestyle টাই চেঞ্জ করে ফেলতে হবে। এক্ষেত্রে যেটি করতে হবে সকালে অবশ্যই প্রোটিন খেতে হবে। সেই সাথে carbohydrate টাকে কমিয়ে দিয়ে আ আমিষ জাতীয় খাবার, ফাইবার জাতীয় যে, খাবারগুলো আছে সেগুলোর intake বাড়াতে হবে। আর প্রচুর পরিমাণে হচ্ছে পানি পান করতে হবে, যেটি আমি বলবো আমার জন্য আসলে খুবই difficult হচ্ছে কারণ আমি একটা অনিয়মিত জীবনযাপনে আসলে অভ্যস্ত ছিলাম। তো এখন আমি যে, জিনিসটাকে কিভাবে নিয়মিত করব আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। কিংবা আসলে আমি ডক্টর যেভাবে ডায়েট দিচ্ছে আমি সেভাবে প্রপারলি জিনিসটাকে ফলোও করতে পারছি না। আমি এখন কি করব সেটাই আমি মানে ভেবে কুলকিনারা করতে পারি নাই।
হুম, হুম। ও আচ্ছা। হু, হুম। ওকে। হু, হুম। জি। উহু। হু, হুম। বুঝতে পেরেছি। আসলে আপনি বেশ অস্বাস্থ্যকর একটা জীবনযাপন করছেন। সেটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে। তবে আপনার মনে রাখতে হবে যে, স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। হ্যাঁ? আপনি যদি নিজে সুস্থ না থাকেন, আপনি কিন্তু কোন কিছুতে আসলে আ প্রশান্তি বলেন বা সুখ বলেন অথবা ভালোলাগা বলেন। কিছুই কিন্তু খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আসলে আপনার স্বাস্থ্যের প্রতি আপনার একদম আ নজর রাখতে হবে, আপনি কি করছেন না করছেন সেটার উপরেও কিন্তু দেখা যায় যে, আপনার শরীরের উপর কিন্তু বেশ ভালোভাবে একটা effect পড়ে এবং দেখবেন যে, বয়স বাড়ার সাথে, সাথে এই যে, আপনি যদি আ অস্বাস্থ্যকর ভাবে আসলে জীবনযাপন করতে থাকেন, তাহলে কিন্তু বয়স বাড়ার সাথে, সাথে বিষয়গুলো কিন্তু আস্তে, আস্তে effect করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু আরো বেশি বাড়বে। তো স্বাস্থ্যের উপর আসলে নজরটা বেশ <smacks lips> গুরুত্ব সহকারে এবং খুব কঠোরভাবে কিন্তু আপনার আ নজর দিয়ে আসলে বিষয়গুলো মেনে চলতে হবে। তো সেক্ষেত্রে যদি আ একটু বলতেন যে, আপনার খাবার-দাবারের বেলায় যে, বললেন, যে, আপনি ভাজা পোড়ার খাবার বা বিরিয়ানি, তেহারি এসব আসলে বেশি খাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে এই যে, মানে যেগুলো আসলে খাবার খেলে আসলে আপনাকে সতেজতা দেয় বা হচ্ছিলো গিয়ে ফল ফ্রুটস বলেন অথবা এই যে, সালাদের কথা গুলি বা অথবা এই যে, অ্যা ড্রাই ফ্রুটস অথবা বাদামের কথা। এগুলো কি আপনার আসলে খাওয়া হয়?
জি। জি, একদম ঠিক বলছেন। হু, হুম। জি। জি। হু, হুম। জি।